আমি ওভাবে এককভাবে যদি আমি অ দেখেন যে আমি হোটেলে যখন বা বাইরে যখন খাইতে যাই তো রেস্টুরেন্ট এ তখন হচ্ছে যদি আমি দেখি যে উ রুটি আছে আমি অবশ্যই রুটি নিবো। বাট রুটি না থাকলে আ বন্ধু বান্ধবের সাথে তা আসছি ওই সময় তে মানে বাধ্য হয় অনেকটা দেখা গেছে তে সামাজিকতা রক্ষার খাতিরে। তখন আমি পরোটা খে
আচ্ছা। হ্যাঁ।
<sneezes>
হ্যাঁ, রুটি রুটি যে শুধুমাত্র সকালে পাওয়া যায় তা কিন্তু না। রুটি কিন্তু আ রাতেও পাওয়া যায়। সন্ধ্যার খাবারের হিসাবেও কিন্তু রুটি খুব জনপ্রিয়। আ রুটির সাথে
<coughs> <coughs> এক যারা হচ্ছে ডায়েট একটু করে থেকে তারা অনেক সময় দেখা গেছে আ রুটিটাকে উম সবসময় রাতের খাবার হিসেবেও সকাল শুধু সকাল না রাতের খাবার হিসেবেও আ নিয়ে থাকে।
হ্যাঁ।

হ্যাঁ। এটা খাওয়ার পর হচ্ছে যে আমি শারীরিকভাবে মনে হয় যে আমার আ আমি অনেক একটা মানে সকাল বেলা হচ্ছে চাই না যে স সবসময় যে আমাদের শুরুটা অনেক ভালো হোক। শুরুটা ভালো কিছু খাবার দিয়ে যখন আমরা কোনো ইঞ্জিন চালা নতুন কোনো ইঞ্জিন চালান চালনা করতে যাই তখন আমরা বলি যে না ১ম বারে একটু ভালো তেল দেই বা ভালো কিছু দেই যাতে ইঞ্জিনটা অনেক ভালো চলে। এইযে আমাদের শরীরটাও এক টাইপের ইঞ্জিন। এই ইঞ্জিনটাতে আমরা সকালবেলা অর্থাৎ একদম স্টার্টিং টা তেই আমরা হচ্ছে চাই যে আমরা একটা ভালো আ কিছু শরীরে দেয়ার যাতে আমাদের শরীরটা অনেক বেশি ভালো থাকে। তাই না? আ কারণ আমরা যদি সকালবেলা শরীরটা শরীটার মধ্যে ভালো কিছু দিতে পারি আ তাহলে তো সারা
হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের আসলে সারাদিনটাই দেখা যায় যে ভালো যায়।
হ্যাঁ, হ্যাঁ।
হেহ, তো আহ আপনার পরিবারে জ্বী।
তো এটা কিন্তু পারিবারিকভাবে ভিন্নতা থাকতে পারে বা পারি পরিবারের এক সব একেক জন একেক রকম পছন্দ হইতে পারে। কারো রুটি আ কারো পরোটা এরকম থাকতে পারে। আবার অনেকে যারা আছে আ মানে একটু মানে ভোজনপ্রিয় তারা দেখা গেছে বেশি একটু কি করে তারা হচ্ছে তেল দিলে নাকি তাদের হচ্ছে পরোটা একটু দেয়। তাদের একটু ভালো লাগে মুখরোচক হয় এই কথা তারা বলে থাকে। তো আপনার পরিবারের সকলের আ নাস্তায় রুটি না পরোটা কোনটা বেশি জনপ্রিয়?
হ্যাঁ, হ্যাঁ। তেল জাতীয় খাবার বেশি পছন্দ করে তারা। হুম। হ্যাঁ।